হ্যালো ভাইয়া, কেমন আছেন?
জি, আমি ভালো আছি। আপনি কেমন আছেন?
হু, হু। এই তো ভাইয়া ভালোই আছি, ভালোই যাচ্ছে দিনকাল। তা আপনার জিয়া দিনকাল কেমন যাচ্ছে?
দিনকাল কি ভালোই গেলো। উম আপনার আ একটু গরম কম। অন্যবার তো তীব্র প্রখর গরম থাকে। এইবার ও মনে হচ্ছে বৃষ্টিটা একটু ভালোই। বৃষ্টিতে ভিজতেও ভালো লাগে। সেইক্ষেত্রে আপনার ঘু ঘুরতেও ভালো লাগে এবং উ একটু গরম কম থাকার জন্য একটু স্বস্তি বোধ করছি। আপনি কেমন অ করছেন?
হু, হু। উহু। আচ্ছা। হু, হু। একদম। উহু। না ভাই আসলে আপনার মত আসলে